শুনি, আমি তেমন শুনি না। তবে হ্যাঁ, অ অ আপনার english কয়েকটা গান আছে, যেমন 'Counting Stars' শুনলে ভাই আমার নাচতে মন চায় কেন জানি। <laughs> বুঝছেন ভাই? Counting Stars শুনলে আ না নাচ বিশেষ করে যখন ওই line টা বলে না, অ্যা "I am old but not that old, young but not that bold।" তো এ এই line টাতে আমার কাছে কেন জানি নাচতে মন চায় এ অ্যা এই line টাতে। আমার কাছে ভালো লাগে। তবে MJ এর গানগুলা, ভাই MJ এর গানগুলা কিন্তু আমার কাছে এখনো শুনি আমি।
আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, অ্যা MJ-র গান অনেকদিন হইছে শুনি না কিন্তু অ্যা MJ-র গান অনেক favorite ছিল। মানে এখনো মনে করেন ওই যে Spotify-র list-এ ঢুকাইতে পারি নাই। <chuckles> বুঝতে বুঝছো বুঝে ফেলছো না?
হ্যাঁ। হু, হ্যাঁ, হ্যাঁ। কিও ভাই, এ এ MJ এর, MJ এর গানগুলা আমার কাছে এখন আবার বিশেষ করে 'White এন্ড black.'
এখন recently আমার একটা ভালো গান লাগছে এই যে "মাটির রোদ" 'Aftermath'-এর এটা ভালো লাগছে। এই গানটা মাঝে মাঝেই শোনা হয়।
হু। আ 'Aftermath' এর আরেকটা গান আছে না, "তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যথা।" <laughs> তুমি এই গানটা ভাই আমার কাছে জোস লাগে 'Aftermath' এর।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। আ এই ভাই আপনার সাথে আমি আসলে গান নিয়ে একটা ভালোই একটা মজ হয়ে বসলাম। তো আপনার সাথে আসলে কথা বলে অনেক কিছু জানলাম।
আর <chuckles> জি ভাই, আমার মনে হয় যে অ্যা ভাই সারারাত পার করে দিতে পারবো কথা বলে। <chuckles> জি ভাই। তো কারণ অনেক কিছু মিলে গেছে তো। আর সবচেয়ে বড় মিলটা হইছে যে আপনিও 'Linkin Park' এর অনেক বড় fan, আমিও বড় fan। আ কা হ্যাঁ, মোহ, 'মোহ,' 'মোহ,' 'মোহ'। তো ভাই আপনে আপনার, আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগলো ভাই। আ আবার কথাও বলা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া ও শুভকামনা রইলো। ধন্যবাদ ভাই।
জি, এইটা ঠিক বলছেন। <clears throat> জি, জি। ও আচ্ছা, ওই গানটার নাম হচ্ছে ভাই "মোহ"? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে আসলে কথা বলে অন অ্যা জি ভাই।

আ
আ Poets of the Fall, 'Carnival of Rust' এই গানটা শুনতে পারেন, এই গানটা মানে অনেক সুন্দর। মানে আপনি এটাও এরকম টাইপের একটা গান যে আপনি মনে করেন অনেক চেষ্টা করে যাইতেছেন, অনেক কিছুই করতেছেন কিন্তু মনে করেন by the end কোনো কিছুই matter করতেছে না। মানে বে blame নিতেছেন, আপনি জীবনে blame নিতেছেন, সব কষ্ট নিতেছেন সবার জন্য। কিন্তু আপনার greed টা আপনি প্রকাশ করতে পারতেছেন না, আপনার যে জীবনের চলাফেরা এইসব, কোনো কিছুই আপনি মনে করেন প্রকাশ করতেছেন। আপনি সবার জন্য কাজ করে যেতেছেন, কিন্তু আপনার থেকে সবাই দূরে হাঁইটা চইলা যাচ্ছে, এরকম একটা বিষয়। হ্যাঁ।
হুম। জি। জি, জি, জি। হুম। এ হেটে চলে যাচ্ছে। হ্যাঁ, ভাই আপনার তারপর, এটা কি আপনার আমি মনে করি যে এসব যে, singing গুলা singer এরা মনে করেন যে অ্যা real life এ এরকম বাস্তবতা শিকার না হলে কিন্তু এরকম গান লিখতে পারে না। বা অ অনেক নিঃশ্বাস না করলে এরকম লেখা আসতে পারে না মনের মধ্যে, আমার ক্ষেত্রে যেটা মনে হয়। যেমন Chester Bennington, আ ঠিক আছে? Linkin Park band-এর যে lead singer ছিল।
হুম। জি, জি, জি। আচ্ছা। সস জি, জি, জি। উনি তো মনে হয় অনেক life struggle করছে। By the end তো life struggle করে in the end suicide করছে।
life struggle করছে এবং সে কিন্তু অনেক হ্যাঁ, হ্যাঁ কিন্তু সে কিন্তু অনেক drugs নিছে। এখন ভাই, আ pot না করলে drugs না নিলে কিন্তু আপনার মনে করেন যে, এই কাব্যিক কথাগুলো কিন্তু আ আসা কোনোদিনও possible আমার মনে হয় যেটা। তো <chuckles> হ্যাঁ, বুঝতে পারছি। তো আ হ্যাঁ, অনেক কষ্টের।
জি, জি। হুম। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হায়! আপনার কি এরকম মনে হয়েছে যে, আপনার মেজাজ খারাপ-টাপার থাকলে আপনি গান বেশি শোনা হয়? অথবা ভালো মনে থাকলে আপনার খান বেশ বেশি গানটা শোনা হয়?
আসলে <chuckles> এটা আমার মনে করেন যে আমি গানের ক্ষেত্রে অতটা comparison করি না। আ তবে হ্যাঁ, কিছু, কিছু mood এর ক্ষেত্রে কিছু, কিছু বিশেষ, বিশেষ গান থাকে ওগুলা শোনা হয় অবশ্যই। যেমন আপনি মনে করেন যে, অ্যা এখন শুনতা অ্যা একটা মনে করেন যে বৃষ্টির পরিবেশ, এখন যদি আমি মনে করেন যে pop music দেই বা নাচ-গানের music দেই কিন্তু ব্যাপারটা জমবে না। আবার যদি বিয়ে বাড়িতে আবার যদি classical music ছাড়ি তখন কিন্তু এটা জমবে না। তো পরিবেশে কিন্তু একটা matter করে।
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ ভাই, আপনি যদি বিয়ে বাড়িতে যাইয়া Slipknot এর গান ছেড়ে দেন তাইলে তো আর হবে না বিষয়টা। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বা Metallica-র গান যদি ছাইড়া দি তাহলে তো হবে না, এটাই। আ বা AC-DC র গান, এটাই। তখন ওরা মনে করেন যে নাচতে
হ্যাঁ, তাইলে তো এইটাই। এব ভাই অ্যা মনে করেন বিয়ে বাড়িতে য যখন বলে যে গান ছাড়তে তখন কিন্তু আমি নিজেই confused যে আমি কি গান ছাড়বো? কারণ আমি তো এরকম নাচার গান ছাড়ি ন শুনি না।
কি গান ছাড়বো? আহমো আহমো